আচ্ছা, আপনি কি আপনার জীবনের এমন একটা ব্যর্থতার গল্প শেয়ার করতে পারেন? আসলে আ যেখানে অনেকটাই দেখা গিয়েছিল যে আপনি আপনার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন? এবং সেখানে কী ঘটনা ঘটেছিল? এবং আপনার প্রতিক্রিয়াগুলো আসলে কেমন ছিল? একটু অভিজ্ঞতাগুলো আসলেই শেয়ার করবেন।
জি। আচ্ছা দেখুন আ ব্যা হ্যাঁ অবশ্যই দেখুন ব্যর্থতা তো সকলের জীবনেই থাকে এবং আমার জীবনেও অনেক বেশি ব্যর্থতা ছিল। এবং এ সেই ব্যর্থতাগুলি কাটিয়ে ওঠাও কিন্তু খুব বেশি একটা সহজ ছিল না। অনেক কষ্টই করতে হয়েছে। তো এরকম আসলে একটা রিসেন্ট ব্যর্থতার কথাই যদি আমি আপনাকে বলি, আমি কিন্তু ইনভেস্টমেন্ট করি কিছু জায়গায়। তো সেই জায়গায় দেখা গেছে যে আমাকে ব্যর্থ হতে হয়েছে এবং সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোটা কিন্তু আমার জন্য বেশ কঠিন ছিল।
জী। হুম। হ্যাঁ, বুঝতে পারলাম। তো আসলে আ এই ব্যর্থতার লড়াইগুলো আসলে চালিয়ে যেতে হয় এবং এই ব্যর্থতাগুলো দেখা যায় মানসিকভাবে কিন্তু অনেকটাই ভেঙে দেয়। তো সেক্ষেত্রে আসলে আ মানসিকভাবে বা দেখা যায় দৈনন্দিন ভাবে এই ধরনের আসলে যখন ব্যর্থতা আসে, তখন আসলে কি করেন ১ এ আপনি বা কোন কৌশলগুলো অবলম্বন করেন? যেন আপনি শেষ পর্যন্ত দেখা যায় ব্যর্থতাগুলোকে দূরে সরিয়ে ফেলতে পারেন?
জি। একদম। একদম। এক আচ্ছা। জী, দেখুন, আ ব্যর্থতা আসলে ১ম এ আমি চেষ্টা করি যে, আমার যে মাইন্ডসেটটা রয়েছে, সেটাকে আসলে পজিটিভ রাখার। কারণ পজিটিভ মাইন্ডসেটটা এইক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ কোনোভাবে যদি একবার নেগেটিভ চিন্তা-ভাবনা চলে আসে, তখন কিন্তু দেখা যায় যে, আসলে সেই জায়গাটা থেকে ঘুরে দাঁড়ানো বার সেই নেগেটিভ ক চিন্তা-ভাবনা কাটিয়ে আ মানে নিজের আত্মবিশ্বাসটা ফিরে আনা অনেক বেশি কঠিন হয়ে যায়। তো, সেক্ষেত্রে ১ম অবস্থায় আমি চেষ্টা করি, যেনো আসলে কোনো নেগেটিভ চিন্তাভাবনা আমার ভিতরে না আসে। এবং আ নিজেকে সবসময় পজিটিভ রাখার চেষ্টা করি।
জী। হুম। আচ্ছা। হুম। আসলে পজিটিভ থাকাটা কিন্তু অনেকটাই আ ভালো। এবং দেখা যায় অ্যা পজিটিভ থাকলে কিন্তু অনেক সময় জীবনের যে সফলতাগুলো, এগুলো কিন্তু অনেকটাই অর্জন করা যায়। তো এই ক্ষেত্রে আসলে দেখা যায়, রুটিন বা কোনো ছোট রোজকার কৌশল বা অভ্যাস কি আপনার ব্যক্তিগত জীবনে রয়েছে?
জী। হ্যাঁ। হ্যাঁ। দেখুন, আ আমি ব্যক্তিগতভাবে ব্যর্থতাকে শেখার একটা মাধ্যম হিসাবে দেখি। এবং যখন আমি কোনো জায়গায় ব্যর্থ হই না, তখন আমি চেষ্টা করি যে, আসলে আ ওই ব্যর্থতা থেকে কি শিক্ষা নেওয়া যায়, এটা চিন্তা করার। এবং আ রুটিনের কথা যদি বলি বা যেই জিনিসগুলি আমি করে থাকি নিজের মাইন্ডসেটটাকে বিল্ড করতে, তো আমি কিন্তু নিয়মিত শরীরচর্চা করি। এখন আ অনেকের প্রশ্ন থাকতে পারে যে, আসলে শরীরচর্চার সাথে আসলে এটার কি সম্পর্ক? দেখুন, আমি যখন শরীরচর্চা করি, আমি যখন অ্যা জিম করি, তখন কিন্তু দেখা যায় অলরেডি আমার একটা মাইন্ডে মানে মাইন্ডসেট বিল্ড হয়। কিভাবে আসলে মানে ভালোতা ভালোভাবে ডিসিশন নেয়া যায়। এভাবে কিন্তু আমি মনে করি, আমার মেন্টালিটিটা অনেকটাই স্ট্রং হয় এবং পরবর্তীতে কোনো ডিসিশন নেয়ার ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি সাহায্য করে আমাকে।
জী। জী। হুম। জী, জী। হুম। হ্যাঁ আসলেই আপনি যেমনটা বললেন ডিসিশনের কথা। এটা আসলে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। এবং আ দেখা যায় যে আ এই ডিসিশনটা দেখা যায় যে অ্যা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। কারণ আপনি যে সিদ্ধান্তটা নিচ্ছেন, এই সিদ্ধান্তগুলো যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি সেই আ <scoffs> লড়াইটা হেরে যেতে পারেন। তো এই ক্ষেত্রে আসলে কখন আপনি বুঝতে পারেন যে, এইযে ব্যর্থতা এই ক্ষেত্রে আপনার লড়াইটা আসলে চালিয়ে যেতে হবে? এবং কখন বুঝেন যে না আসলে এই লড়াই থেকে আসলে পথ বদলানোটা ভালোই, সিদ্ধান্তগুলো আসলে আপনি কিভাবে নিয়ে থাকেন? যেহেতু কিছুক্ষণ আগেই বললেন যে, সিদ্ধান্ত আপনি খুব ঠান্ডা মাথায় নেন।
জি। জি। একদম। আচ্ছা। জি দেখুন আ আসলে আ এই সিদ্ধান্ত নেওয়ার যেটা আপনি বললেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং কিছু জায়গায় আমরা ব্যর্থ হওয়ার পর সে জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসাটাই হয় সবথেকে বুদ্ধিমানের কাজ এবং কিছু জায়গায় কিন্তু চেষ্টাটা চালিয়ে যেতে হয় এবং আমি কখন বুঝি সেটা যদি বলি যে, "আমি কিন্তু খুব সহজে কোনো কিছুতে হাল ছেড়ে দেয়ার মানুষ নয়।" আমি আ মানে যে বিষয়টা হয় কি যে আমি একদম শেষ এ দেখে ছাড়ি যে কোনো একটা বিষয় নিয়ে আমি যখন কাজ করি, সেই জিনিসটার। তো আমার ক্ষেত্রে এর
হুম। হুম। জি। হুম। তবে আমি বলব যে, "অনেক সময় আসলে এই ধরনের শেষ দেখতে গিয়ে কিন্তু মানুষ অনেকটাই ব্যর্থতার মধ্যে অনেকটাই অ্যা ডুবে যায়" বা দেখা যায় আসলে সিদ্ধান্তগুলো নিতে দেরি করে এবং ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে পরবর্তীতে সে বুঝতে পারে। সেক্ষেত্রে সবসময় তো আসলে শেষ পর্যন্ত দেখাটা আসলে ঠিক নয়। এক্ষেত্রে আসলে স্মার্ট ডিসিশন টা বা সিদ্ধান্তটা কিন্তু নেওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
হ্যাঁ। ই হ্যাঁ। জি। হ্যাঁ এটা আপনি বেশ দারুণ বললেন এবং আমি এই কথাতেই আসছিলাম যে আ দেখুন আ মানে এরকম আমার ক্ষেত্রে হয় যে আমি শেষ দেখে ছাড়ি বলতে আ বিষয়টা এরকম যে, আসলে আমি হাল ছেড়ে দেই না। কারণ আ দেখা যায় কি যে আসলে ব্যর্থতা আসাটা আমার জন্য খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কারণ ব্যর্থতা থেকে আমি মাইন্ডসেট টা এরকমভাবে করে নিয়েছি যে, আসলে আমি ব্যর্থতা থেকেই শিখব। কারণ আমি যদি ব্যর্থ না হই তাহলে তো আমি নতুন কোনো জায়গায় যেতে পারব না আবার যে বা নতুন কোনো আইডিয়া আমার মাথায় আসবে না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি নিজেকে ইমপ্রুভ করার জন্য ব্যর্থতাটা গুরুত্বপূর্ণ এবং আ ছেড়ে দেয়ার যে ব্যাপারটা, হ্যাঁ কিছু জায়গায় কিন্তু যখন দেখা যাবে যে, "না আমি বা বেশ বড় একটা ভুল করে ফেলেছি এবং সেটা থেকে ঐ তাৎক্ষণিক সময় সেটাকে সমাধান করার একমাত্র উপায় হচ্ছে সেই জায়গাটা থেকে চলে আসা বা সেই কাজটা ছেড়ে দেওয়া" এবং আমিও কিন্তু বলি, "এইটাই করা উচিত" এবং পরবর্তীতে আসলে ভুলটা কী হয়েছিল? কোন জায়গাটা ঠিক করা যেত? পরবর্তীতে কিন্তু সেই জায়গাটা ঠে ঠিক করে আবার ঐ কাজটা করা যেতে পারে।
জি। হুম। আচ্ছা। হুম। হ্যাঁ। আচ্ছা। হুম। হ্যাঁ। আসলে, আসলেই আপনি কিন্তু খুব চমৎকার বললেন এবং আসলে জেনে খুশি হলাম যে আপনি এই বিষয়গুলো খুব ভালোভাবেই লক্ষ্য করছেন। তো এই ক্ষেত্রে আসলে অনেক সময় দেখা যায় পরিবার বা সমাজের চাপ থাকে। তো এই চাপগুলো বা দেখা যায় আ উম কি বলে হা এই ম লজ্জা বা অনেকেই দেখা যায় যে আসলে সম্মান দিতে চায় না। তো এই বিষয়গুলো আসলে চাপগুলো কিভাবে সামলান? অনেক সময় তো দেখা যায় পরিবারের মানুষদের সাথে আ আসলে মুখ খুলে কথা বলা যায় না। বা দেখা যায় লজ্জার জন্য বা আসলে তারা কী বলবে এই সকল বি বিষয়গুলো ভেবে। তো এই বিষয়গুলো আসলে কীভাবে আপনি সামাল দেন?
জি। জী। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। এ। আচ্ছা। দেখুন আ এটাও কিন্তু খুবই স্বাভাবিক এব একটা ব্যাপার। আ তো স্বাভাবিক বললাম কেন? কারণ আমাদের সমাজে যে বিষয়টা হয় কি যে যখন একটা মানুষ ব্যর্থ হয়। তখন চারিদিক দিয়ে নানা ধরনের কথা আসতে থাকে। অনেক ক্ষেত্রে তো দেখা যায় পরিবারই নানা ধরনের কথা বলে। তো এইসব মিলে কিন্তু ব্যাপারটা খুবই স্বাভাবিক। কারণ একটা মানুষ যখন ব্যর্থ হবে তখন কিন্তু প্রথমেই তাকে যেই প্রস্তুতিটা নিতে হবে। সেটা হচ্ছে যে এখন সমাজের অনেক কথা আসবে যেটা আমাকে শুনে যেতে হবে। তো হ্যাঁ আসলে চাপটা অনেক বেশি আসে। তবে এ যে বিষয়টা হয় কি যে আমি আ যখন ব্যর্থ হই তখন আ আ যে হতো আসলে কেউ আমাকে সাহায্য করতে আসে না। বা আমি যখন কোনো একটা কাজ শুরু করি। তখন যেহেতু কেউ আমাকে সাহায্য করতে আসে না তো সেক্ষেত্রে এই ধরনের মানুষের কথা কিন্তু কানে নেওয়া যাবে না। যারা আসলে আমার বিপদের দিনে কাজে আসবে না। কিংবা আমি যখন তাদের কাছে একটা পরামর্শ চাইবো তখন তারা পরামর্শ দিবে না। কিন্তু আমি যে ব্যর্থ হবো তখন তারা নানা ধরনের কথা বলবে। তো এই ক্ষেত্রে আমি যে তাদের কথাটা এড়িয়ে যাওয়াই কিন্তু সব থেকে বুদ্ধিমানের কাজ।
জি। হ্যাঁ। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হু। অবশ্যই। আচ্ছা, আচ্ছা। আপনি কিন্তু আসলেই বেশ আ চমৎকার বললেন। এবং আ আসলে আপনি বললেন যে এই ধরনের মানুষগুলো এড়িয়ে যাওয়া। এটাও কিন্তু আপনার একটা দেখা যায় পরিকল্পনার মধ্যেই পড়ে। তো এক্ষেত্রে আসলে সময় ভিত্তিক পরিকল্পনাগুলো আপনি আ কোন সাফল্য অর্জনের ক্ষেত্রে কীভাবে ম্যানেজ করেন? ছোট, ছোট পদক্ষেপগুলো আসলে কীভাবে নিয়ে থাকেন? এবং এই ব্যর্থতাগুলো আসলে এড়িয়ে যাওয়ার জন্য আপনার কি কোন আ প্রিয়জন বা কোন বন্ধু উ কেউ কি রয়েছে যে আপনাকে সবসময় সাপোর্টিভভাবে সাপোর্ট করে থাকে?
জি। জি। আচ্ছা। হ্যাঁ। জি, জি, জি আসলে আপনি আব পরিবার বা বন্ধুবান্ধবের কথা বলছিলেন এ যে, "ব্যর্থতার দিনগুলিতে তারা কীভাবে সহযোগিতা করে বা আমার জীবনে এরকম কেউ আছে কিনা?" হ্যাঁ এরকম তো অবশ্যই আমার জীবনে আছে। বেশ কয়েকজন মানুষ আছে যারা দেখা যায় যে আমার ব্যর্থতার দিনগুলিতে আমার পাশে থাকে। এবং অ্যা এই পাশে থাকাটা না অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ যখন আমার বন্ধুবান্ধব বা পরিবারের কোনো একজন সদস্য আমাকে দেখা যায় সাপোর্ট করে এবং আমাকে বলে যে, "আসলে ব্যর্থ হওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার অ তুমি কিন্তু আবার চেষ্টা করতে পারো।" বা আমার ভুলগুলি আমাকে ধরিয়ে দেয়। তো ঐ জিনিসটা কিন্তু আমাকে পরবর্তীতে আ কোনো একটা কাজে বেটার হতে অনেক বেশি সাহায্য করে। এবং আ তাদের অনুপ্রেরণায় যে বিষয়টা হয় কি? যে আমি কিন্তু আমার আত্মবিশ্বাসটা ধরে রাখতে পারি। যার ফলে আমার যে একটা positive mindset থাকে সেটা থেকে কিন্তু আ আসলে আমি দূরে সরে যাই না।
জি। হুম। আচ্ছা। হুম। হুম। আচ্ছা। হুম। ও আচ্ছা, বুঝতে পারলাম। তো এই ক্ষেত্রে আসলে আপনার অভিজ্ঞতাগুলো শুনে বুঝতে পারছি যে এ আ আপনার আসলে দরকার আশেপাশের মানুষজনের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য তাদের কথাবার্তা বা তাদের সাথে সময় কাটানো। তো এই ক্ষেত্রে আসলে দেখা যায় আপনি কখনো কি এধরনের মানুষজনদের বিশ্বাস করতে যেয়ে কখনো ব্যর্থতার মধ্যে আরো বেশি আ পড়ে গিয়েছেন? বা সেই আ লেসনটা কী? যদিও আপনার জীবনে এমনটা হয়ে থাকে। কারণ দেখা যায় ব্যর্থতাকে সবাই কিন্তু ভালোভাবে নেয় না। এক্ষেত্রে অনেক বন্ধুবান্ধবই থাকে এ যে আসলে এই ব্যর্থতাগুলো নিয়ে অনেক সময় মজা করে থাকে। তো এই ক্ষেত্রে তাদের আ থেকে আপনি কি লেসনটা পেলেন? এবং পরবর্তীতে আসলে আপনার পদক্ষেপগুলো কী ছিল নিজেকে আসলে ভালোভাবে গঠন করার জন্য?
জি। জি, জি। জি। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ। জি। অবশ্যই। দেখুন আ হ্যাঁ, এরকমও তো হয়ে থাকে সব বন্ধুও কিন্তু আমাদের জীবনে আ ভালো কিছু বয়ে আনে না। আবার সব বন্ধুই কিন্তু আমাদের জীবনে ভালো চায় না। তো এই ক্ষেত্রে অ্যা এরকম অনেক মানুষ আছে আ এবং আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে দেখেছি, যারা সবসময় চেষ্টা করেছে আসলে আ মানে আমাকে এ নীচে দাবিয়ে রাখার বা আসলে ডিমোটিভেট করার। তো এই ধরনের মানুষগুলো কী হয় যে, আ সবসময় একটা উস্কানিমূলক কথাবার্তা বলে থাকে যে, আ হুট করে দেখা হলে, "আরে, ভাই কী করছিস? আরে এখনো কিছুই করছিস কীভাবে আ চলছিস?" বা এরকমও মানুষ দেখা যায় যে, সবসময় আ আমাকে নিয়ে বা আমার যে কাছের বন্ধু-বান্ধব রয়েছে তাদেরকে নিয়ে সমালোচনা করে। তো এই বিষয়গুলা কিন্তু আমি বলি যে এবং আমি যেটা করি যে আমি ইগনোর করে থাকি। কারণ এই ধরনের অ বন্ধু-বান্ধবের কথা শোনার থেকে আসলে না শোনা অনেক ভালো। এবং তাদেরকে আসলে মুখে জবাব দিয়ে কোনো লাভ নেই। তাদেরকে করে দেখাতে হবে এবং আসলে মানুষকে কিন্তু আসলে দেখানোরও কিছু নেই। কারণ দেখা যাবে যে, আসলে অ্যা তারা ওই আ আমরা ভালো কিছু একটাও যদি করি, তারা ঐটা নিয়েও নানান কথা আসলে তুলে ধরবে। যেরকম, আমি যদি বলি, আমি যদি আমি যখন আসলে আর্থিকভাবে অসচ্ছল ছিলাম অনেকটাই, তখন অনেকে অনেক কথা বলেছে এবং এখন যখন আমি আর্থিকভাবে কিছুটা স্বচ্ছল, এখনও কিন্তু মানুষ বিভিন্ন কথা বলছে যে, "ও আসলে কি, কোথায় টাকা পাচ্ছে? কী করছে?" কারও ভিতরে কিন্তু পজিটিভিটি আমি দেখতে পাই না। তো, এই ধরনের মানুষকে কিন্তু এড়ি
জ্বি। হুম। হ্যাঁ, হ্যাঁ। ও! সমালোচনা, হ্যাঁ। হুম। হ্যাঁ, একদম। হ্যাঁ। হুম। জি। হ্যাঁ। আচ্ছা। তো এইক্ষেত্রে আসলে আপনার অভিজ্ঞতাগুলো শুনে মনে হচ্ছে যে, আপনি এই বিষয়গুলো কিন্তু বেশ আ ভালোভাবেই লক্ষ্য করেন যে, আসলে কে আপনাকে নিয়ে কি বলল বা সমালোচনা করল। তো এইটা কিন্তু আসলেই বেশ আ ব্য লক্ষনীয় এবং প্রশংসনীয় যে, আপনি তাদের সাথে এখনো সম্পর্কটা আসলে টিকিয়ে রেখেছেন। তো, এই ক্ষেত্রে আসলে এই সম্পর্কগুলোর মাঝে আপনার অ্যা কোন ধরনের ত্রুটিগুলো মনে হয়? আসলে তারা কেনো আপনাকে নিয়ে সমালোচনা করে? বা কেনো তারা আপনার ব্যর্থতাকে এত ভালোভাবে দেখে? এই ক্ষেত্রে আসলে এই ব্যর্থতার আ ফিডব্যাকগুলো আসলে আপনি কীভাবে দেন তাদেরকে?
জি। জি। জি। জি। আচ্ছা। দেখুন আ এইখানে আ মানে ওই ধরনের কিছু মানুষ থাকে, যারা আসলে অন্যদের নিয়ে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। বরঞ্চ তারা নিজেদের লাইফটাকে না গুছিয়ে, তারা সবসময় আরেকজনের লাইফে কী ঘটছে, সেটা নিয়ে ব্যস্ত থাকতে বেশি পছন্দ করে। তো আসলে এই ধরনের মানুষকে জবাব দেওয়ার বা কিছু বলার কিন্তু কোনো কারণই নেই। কারণ, তারা না পারে নিজেরা কিছু করতে, না পারে কাউকে কখনো সাহায্য করতে, না পারে কখনো কারোর সাপোর্ট হতে। তারা শুধু পারে যে আসলে অন্যের পিছনে back bitching করতে। তাকে নিয়ে আ বাজে, বাজে মন্তব্য করতে এবং কীভাবে আসলে একটা মানুষকে ব্যর্থতার মুখে ঠেলে দেয়া যায়, এ বিষয়টা তারা সবথেকে ভালো পারে। তো আসলে এই ধরনের মানুষের ভিতরে যখন থাকা হয়, তখন কিন্তু দেখা যায় যে, হয় না? যে অ্যা কিছু আ সার্কেলে থাকতে, থাকতে তাদের যে মেন্টালিটি সেটা বিল্ড হয়ে যায়। তো সেক্ষে চেষ্টা করি যে, এই ধরনের যে বন্ধু-বান্ধব আমার রয়েছে, তাদের থেকে যতটা দূরে থাকা সম্ভব হয়, ততটা দূরে থাকার। তা না হলে দেখা যাবে যে, তাদের যে একটা মেন্টালিটি যেটা আসলে আমার একদমই পছন্দ না, অন্যকে নিয়ে কথা বলা বা অন্যের পিছে কথা বলা। তো এই জিনিসটা কিন্তু আমার ভিতরে চলে আসতে পারে। তো এজন্যই কিন্তু আমি তাদেরকে ইগনোর করি।
জি। হুম। আচ্ছা। হুম। জি। হুম। হ্যাঁ, একদম, একদম! আচ্ছা। হুম। আচ্ছা। হুম। এক্ষেত্রে আসলে আপনার অভিজ্ঞতাগুলো কিন্তু বেশ চমৎকার! এবং আপনি আসলে যেভাবে লক্ষ্য করেন যে আশেপাশের মানুষের কথাবার্তাও কিন্তু নিজের ব্যর্থতা বা সফলতা এগুলো অনেক কিছুই ম্যাটার করে। যেমনটা আপনি বললেন যে তারাও আসলে ঐ ধরনের পরিবেশে থাকতে, থাকতে কিন্তু আপনারকে নিয়ে সমালোচনা করে। এবং দেখা যায় যে আসলে এই কৌশলগুলো আপনি কিন্তু আয়ত্ত করতে বেশ শিখে গিয়েছেন এবং আ আপনার কিন্তু এখন মনে হয় যে আসলে এই কথাগুলোই আপনার আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনে। তো এই ক্ষেত্রে নতুন যারা রয়েছে আসলে ব্যর্থতা বা ব্যর্থতা ফেস করার জন্য ভয় পায়। তাদের ক্ষেত্রে আসলে আপনি কি বলবেন? এই ক্ষেত্রে আসলে এ তারা কি করতে পারে? Achievement করতে পারে নাকি ফিজিক্যাল এক্সারসাইজ কোনটা আসলে দেখা যায় তাদেরকে আ অনেকটাই আত্মবিশ্বাস দিতে পারে?
জি। জি। হ্যাঁ। জি। হ্যাঁ। জি। আচ্ছা, আচ্ছা। জি। হ্যাঁ। জি, জি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। এক্ষেত্রে দেখুন ব্যর্থ হলে ১ম এ যেরকমটা বলছিলাম যে মাইন্ডসেট টাকে দৃঢ় রাখতে হবে এবং ব্যর্থতাকে শেখার একটা পদক্ষেপ হিসেবে কিন্তু নিতে হবে এবং এইভাবে যখন একটা মানুষ নিতে পারবে এবং ব্যর্থতা থেকে নতুন কিছু শেখার একটা মনোভাব তার ভিতরে থাকবে তখন কিন্তু দেখা যাবে খুব সহজেই সে তার ব্যর্থতাটাকে কাটিয়ে উঠে নতুন কিছু শেখার জন্য অনুপ্রেরণা পেচ্ছে পাচ্ছে। তো এক্ষেত্রে আমি বলব যে যখন আ সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে সবসময় পজিটিভ থাকা। যারা আসলে পিছনে কথা বলে নানা ধরনের উস্কানিমূলক কথা কিংবা ডিমোটিভেট করার মতো কথা তাদের এ কে এড়িয়ে চলা তাহলে কিন্তু দেখা যাবে যে একটা মানুষ খুব সহজেই ব্যর্থতা থেকে ফিরে আসতে পারবে।
জি। হুম। হ্যাঁ। হুম। আসলেই আপনার কথাগুলো কিন্তু বেশ চমৎকার ছিল এবং আ আসলে দেখা যায় যে এই যে আড্ডা দিলাম আমরা একটা ব্যর্থতা নিয়ে আপনার জীবনের ব্যর্থতার গল্প নিয়ে এগুলো আসলেই বেশ চমৎকার ছিল এবং আ আসলে দেখা যায় নতুন যারা রয়েছে <coughs> তাদেরকেই কিন্তু অনেকটা অনুপ্রেরণা দিবে। তবে আপনি যেমনটা বললেন যে প্রতিবেশীর মধ্যে গসিপ যে বিষয়টা এটা কিন্তু আসলে এখন অনেকটাই অহরহ হয় এবং এগুলোই আসলে আপনাকে যে আত্মবিশ্বাস দেয় এটাও কিন্তু বেশ চমৎকার একটি কৌশল। তো আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন। কথা বলে ভালো লাগলো। ধন্যবাদ।
জি। হ্যাঁ। আচ্ছা। জি। জি। আপনার সাথে কথা বলেও কিন্তু অ বেশ চমৎকার একটা সময় কাটালাম এবং আমার অভিজ্ঞতাগুলি শেয়ার করতে পেরেও কিন্তু আমার বেশ ভালো লাগছে। আশা করি আপনিও ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।